আসলে আ স্ট্রেস আ কমাতে না আমাকে বাড়াতে সাহায্য করতো। আমি আ আসলে আমি কি করছিলাম? আমি আ একটা সময় ওইযে ফোনের কথা ফোনটা অ্যা hold থাকলাম যে আসলে এখন নিবো না। তো আমার অ্যা সেই সময় ছিল ক্লাস 8 না 9 এর একটা পরীক্ষা ছিল। ফাইনাল পরীক্ষা। তো সেই সময় আমি আ তখন কিন্তু আরো upgrade অনেক ফোন আসলো। তো আমি কি করলাম? আ আমার বাবা আমাকে একটা তার আগে একটা ফোন কিনে দিয়েছিল আসলে ওই আগেরকার মডেল হয়তোবা চিনবেন কিনা জানি না। Citycell একটা ফোন ছিল আমার। তো অ্যা তো এই ফোনটা জাস্ট এ সিম কিন্তু ১ টাই ইউজ করা যাইত। দ অন্য সিম ইউজ করা যাইত না। জাস্ট কল দেয়া যাইত। তো ওটা দিয়ে আমার পোষাইত না যে, "এমনে কি আছে?" গেম খেলতে পারতাম না, এই করতে পারতাম না। তখন তো গেমের জন্য একটু বেশি আকৃষ্ট। তো আ তখনকার latest মডেল আ যখন ক্লাস 9 না 10 এ পড়ি, তখন আমার পরীক্ষার সময় হলো। তখন এক আমার এলাকার আ বন্ধু না ভাই জানি, মনে নেই আমার সঠিক। তো সে একটা Nokia ২৭০০ classic আব অ ঐখানে ইন্টারনেট চলা যায় প্লাস ভিডিও দেখা যায়। ভিডিও যখন দেখা যায় আমার তো মাথা খারা মাথা খারাপ হয়ে গেছে। ভিডিও দেখা যায়, আবার ছবি তোলা যাচ্ছে। এটা তো অ অকল্পনীয়। তো এখন আমাকে ঐটা নি অ্যা ঐটা নিতেই হবে। এখন আমি যেকোন মূল্যে আমি নিবই। তো এইবার আর কি আমার বাবা-মা আমাকে আর বুঝাইতে পারেনি যে, "তুই পরীক্ষার পর নিস।" আমি কই "না, আমি পরীক্ষাই দিব না। আমি যদি এটা না নি।" তো <giggles> পরীক্ষা দেইনি। আমি কিন্তু আর পরীক্ষা দিতে যাইনি। অ্যা পরীক্ষার আগ মুহূর্তে আ মা না, না, সরি, সরি, আগামীকাল পরীক্ষা ছিল। আমি আজকে যে ধরছি, "পড়বো না, কিছু করবো না। আমাকে ফোন কিনে নিতে হবে।" তো আমার বাবা-মা মানে আমার জেদ দেখে আর সহ্য করতে না পারে একটা ফোন কিনেই দিলো। দেওয়ার পর হ্যাঁ, কিনেই দিয়েছে। তো ওই ফোনটা আমার কাছে latest ফোন মনে হয়েছিল, কারণ ইন্টারনেট ইউজ করা যায়। কারণ ইন্টারনেট ইউজ করা তখন কিন্তু ইন্টারনেট ইউজ করা মানে অনেক কিছু। <chuckles> মানে ইন্টারনেট আ আহা তো ঐটা আসলে আমার একটা শখের মধ্যে পূরণ হয়েছিল। ওইটা আসলে বড় শখই তখনকার সময়। কারণ ওই সময় ওই সময় কারোই ফোন ছিল না। এ সে সময় আমার একটা অ্যা কি বলে ওটা? ভিডিও, অডিও দেখা ফোন। সেটা অনেক কিছু না? তো ওইটা একটা বড় একটা শখ আমার পূরণ হয়েছিল। আস আসলে জেদ করে হোক, আর যেইভাবে হোক না কেন।
আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেটা যদি বলতেন? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারপর? আচ্ছা, আচ্ছা। জি, বুঝতে পেরেছি। <chuckles> জ্বি, বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক। আচ্ছা, আচ্ছা। চমৎকার ব্যাপার! একদম ঠিক। <chuckles> হা হাস্যকর ব্যাপার। কিনেই দিয়েছে আপনাকে। আচ্ছা, আচ্ছা। ও, চমৎকার ব্যাপার! অ্যা আসলেই ঠিক। বলতে পারেন আরকি বড় শখ ছিল। এ ঠিক।